আ মানে হচ্ছে বিষয়টা এমন যে আপনি হচ্ছে যখন অফিসে যাবেন, <chuckles> তখন আব আ বিভিন্ন দিন মানে এ যদি ৫ দিন অফিস হয়, তখন ৫ ই রকম আ জামা-কাপড় পরে যেতে হয় বা, বিভিন্ন রকম স্টাইল মেইনটেইন করতে হয় কলিগদের সামনে। আপন টা কি বোঝাতে চাচ্ছেন?
জী। হুম। আ স্টাইল বিষয়টা কি ই এখন এটা একটা আপনার আ যেহেতু কর্পোরেট জব করি বা, কাজ করি, ব্যবসা করি। সেক্ষেত্রে কিন্তু আপনার মনে করেন যে এটা আপনার ফলো করতে হবে mandatory। আ একটা grooming এর বিষয় থাকে, well grooming এর বিষয় থাকে এখানে। না, তো আর যদি স্কুলের যে বিষয়টা ছিল, ওইটা ছিল কি, আপনার মনে করেন যে, স্কুল সময় আমার ইউনিফর্ম পড়তে ভাল লাগতো না। ওইটা বলতে পারেন যেটা আপনার ফরমাল ড্রেস ছিল, স্কুলের ইউনিফর্মই। সাদা শার্ট, অ navy blue pant, আ পায়ে একটা keds জুতা বা, আপনার black shoe স্কুল-কলেজে যেটা থাকে। তো আপনা আমার কাছে ঐ জিনিসটা তখন পড়তে বিরক্ত আমার আমার তখন ভালো লাগতো casual ড্রেস পরে স্কুল, ক কলেজ, ইউনিভার্সিটি যদি যেতে পারতাম বা, স্কুল-কলেজ যদি যেতে পারতাম, কতই না ভালো হতো! তো তখন আবার casual ড্রেসটা পরতে ভাল লাগতো। একটু জি <chuckles>
হুম। হ্যাঁ। আচ্ছা। হুম। জী। উম। আচ্ছা, আচ্ছা। মানে স্কুলের জামাকাপড় বা, স্কুলের যে ইউনিফর্ম ছিল, সেটা আপনার ভালো লাগতো না। তো কেন, মানে সবাই তো ঐ একরকম
হ্যাঁ, একটু জিন্স পরতে, একটু Polo টি-শার্ট পরতো। এরকম পরতে মন চাইতো তখন, হ্যাঁ। আর সাথে একটা স্নিকারস আছে। এরকম কিছু একটু মনে করেন যে পরার ইচ্ছা করতো। বয়সের সাথে রুচির একটা ভাব ছিল, হ্যাঁ।
ও! <chuckles> হুম, হুম। কিন্তু সবাই তো একইরকম পোশাক পরে, তাই না? সেখান থেকে তো আপনার সহপাঠী বলা যায় স্কুলে তো বেস্ট ফ্রেন্ডও থাকে। বেস্ট ফ্রেন্ড বা, দেখা যায় যে সবাই একই রকম পোশাক পরছে। উম বিষয়টা কিন্তু ভালো লাগারই কথা যে, সবাই একরকম পোশাক পরছে। তো আপনার কেন আসলে ভালো লাগতো না? বা, কেন মনে হতো যে আ স্কুলে ইউনিফর্ম ছাড়া অন্যান্য ফরমাল জামা-কাপড় বেশ আপনাকে মানাবে বা, ভালো লাগবে?
হুম। হুম। জী।